হ্যালো! কি অবস্থা ভাই ভালো আছেন?
হ্যালো! এই তো ভাই ভালো আছি। আপনার কি অবস্থা?
এই তো ভালো। দিনকাল কেমন যাচ্ছে আপনার?
আমার দিনকাল তো বেশ ভালোই যাচ্ছে। আমি বলবো, "একটু আ বেশি ভালোই যাচ্ছে!"
জি, কেন?
আচ্ছা এটা যদি বলি, সেক্ষেত্রে আমার অফিসে যে বস রয়েছে, সে আসলে আমাদের সবাইকে নিয়ে আ বুফে খেতে গিয়েছিলাম আমরা সবাই আসলে, তার একটি অনুষ্ঠান ছিল। আ তার বার্থডে ছিল আজকে। তো সেই ক্ষেত্রে আরকি একটু খাওয়া-দাওয়া হলো এবং আমার মনে হয় যে এই যে পারস্পরিক বন্ধু যারা রয়েছে কর্মক্ষেত্রে, তাদের সাথে কিন্তু সম্পর্কটা আরো দৃঢ় হয়েছে আমার।
আচ্ছা। হ্যাঁ। জি, ও! হ্যাঁ এটা তো হয় আসলে যখন আমরা কোন ধরনের আ ফাংশন করি একসাথে, একসাথে খাওয়া-দাওয়া করি সকলে মিলে। তখন কিন্তু আমাদের মধ্যে ও একসাথে খাবার-দাবার করার ফলেও কিন্তু আমাদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর হয় এবং আমি মনে করি <scoffs> সকলেরই কিন্তু নিজেদের বন্ধু-বান্ধবের সাথে অ্যা কিংবা আসলে আমাদের অফিসের কলিগ যারা রয়েছে তাদের সাথে এই ধরনের খাবার-দাবারের প্ল্যান কিন্তু করা যেতেই পারে মাঝেমধ্যে তাই না?
আ হ্যাঁ। অবশ্যই! অবশ্যই। হ্যাঁ! এবং আমি মনে করি যে এই যে খাবার-দাবারের মাধ্যমে যে সম্পর্কটা আসলে গড়ে ওঠে। কেননা দেখা যায় খাবার খেতে, খেতে মনটা একটু ভালোই থাকে। তখন আসলে আ <scoffs> যেকোনো সম্পর্কই আসলে খুব ভালোভাবে গড়ে ওঠে বলে আমি মনে করি। আচ্ছা আপনি কি মনে করেন যে, খাবারের মাধ্যমে আসলে সম্পর্ক গড়ে তোলা যায় বা গড়ে তোলা গেলেও এটা কতটা গুরুত্বপূর্ণ?
জি। একদম। আ খাবারের মাধ্যমে তো অবশ্যই সম্পর্ক গড়ে তোলা যায়। আসলে এ খাবারের মাধ্যমে যেটা হয় যে, আমরা একে অপরের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত বা সুন্দর কিছু সময় আমরা পার করতে পারি। আ যেরকমটা আপনি বললেন যে, আপনার অফিসের বস একটা আ বুফের আয়োজন করেছে আপনাদের জন্য। আ তো এইখানে যখন আসলে আপনারা, একে অপরের সাথে মিলিত হচ্ছেন, আপনারা আ কর্মজীবনের বাইরে গিয়ে একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন, একে অপরের ভালো খারাপ দিকগুলি সম্পর্কে জানছেন তখন তো অবশ্যই আ সম্পর্কের ভিতরে একটা ভালো একটা প্রভাব পড়ছে বলে আমি মনে করি এবং আমি এটাও মনে করি যে, আসলে খাবার-দাবারের মাধ্যমে নিজেদের আ মধ্যে সম্পর্কটা অনেক সুন্দরভাবে গড়ে তোলা যায়।
হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হ্যাঁ। হুম। অবশ্যই। হ্যাঁ।
হ্যাঁ আচ্ছা, আপনার কি কোন পছন্দের খাবার রয়েছে? যেটা খেলে আপনি মনে করেন, যে কারো মন ভালো হয়ে যেতে পারে?
একদম ঠিক। আচ্ছা, হ্যাঁ, এইটা তো আমার মনে হয় যে অবশ্যই রয়েছে। কেননা আমরা কিন্তু আ দেখা যায়, আমাদের দেশে বিরিয়ানিটাকে খুব বেশি পছন্দ করি। তো সেইক্ষেত্রে এই বিরিয়ানি বা কাচ্চি খেলে দেখা যায় যে, আমার আ মনটা বেশ ভালো হয়ে যায়, এবং আমার মনে হয় যে, এই ১ প্লেট বিরিয়ানি আসলে খাওয়ার মাধ্যমে দুজনের সাথে এইযে একটা আলাপ-আলোচনা হবে, বা একটা স্মৃতি তৈরি হবে এইটাও কিন্তু সম্পর্কে খুব ভালো প্রভাব ফেলবে। এবং আমি মনে করি বিরিয়ানি আসলে সবারই পছন্দ কম বেশি। আ তো আপনার কি আসলে এধরনের আ বিরিয়ানি পছন্দ? এবং আপনি কি আমার স কথার সাথে একমত হবেন?
জি। একদম। জি। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। একদম। জি। হ্যাঁ, আমিও আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। আসলে আ যখন আমরা একে অপরের সাথে আ প সময় পার করি, দেখা যায় যে, অনেকজনের মন খারাপ হতে পারে এবং অ্যা ভালো খাবার খেলে কিন্তু মনটাও অনেক সময় ভালো হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে অ্যা যখন আমরা হ্যাঁ, আপনি বিরিয়ানির কথা বললেন। আসলে বিরিয়ানি কিংবা কাচ্চি যখন আসলে আমাদের অ্যা কারো মন খারাপ থাকে, এই ধরনের খাবারগুলি আমরা খাই, তখন কিন্তু মনটা অবশ্যই অনেক বেশি ভালোও হয়ে যায়। আচ্ছা, আ কোন ধরনের খাবার খাওয়ার মাধ্যমে, আমরা সম্পর্কগুলিকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি?
একদম ঠিক। আচ্ছা। আ হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। দেখা যায় যে, আ আমরা আ অনেক সময় অনেক ধরনের খাবার খেয়ে থাকি এবং আমার আসলে ছোটবেলার একটা স্মৃতি আসলে মনে পড়ে গেল। একবার পরীক্ষার পর আসলে আমার মনটা খুব খারাপ ছিল। তখন আসলে আমি বাসায় চুপচাপ আ বেডরুমে শুয়েছিলাম। তখন আসলে আমার আম্মু এসে সেটা দেখে এবং পরবর্তীতে সে আমার পছন্দের আ খিচুড়ি আর ডিম ভাজি রান্না করে। তো সেক্ষেত্রে সে কোনো কথা না বলে সে শুধু প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়েছিল এবং আমি আসলে এই খাওয়ার মাধ্যমে আসলে বুঝতে পেরেছি যে না, আসলে আমার মা কিন্তু আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছেন এবং এটাই হয়তো তার ভালোবাসার একটা আ প্রকাশের উপায়। তো সেইক্ষেত্রে আমি আসলে সেদিন থেকেই আমার মনে হয়েছিল এটাই যে খাবার শুধু কিন্তু খাবারের জন্য নয়। এটা কিন্তু ভালোবাসারও একটা আ ভাষা হতে পারে। তাই না? আ আ হ্যাঁ, আপনি কি মনে করেন?
জি। হ্যাঁ। জি। আচ্ছা। জি। হ্যাঁ। একদম। জি। নিদর্শন, জি। হ্যাঁ, আমিও এরকমটাই মনে করি। আসলে দেখা যায়, অনেক সময় আমাদের যারা প্রিয় মানুষজন রয়েছে কিংবা আমাদের আ পরিবার রয়েছে আমরা যদি তাদের জন্য আ কিছু সময় বাহিরের থেকে মজার কোনো খাবার নিয়ে আসি এ কিংবা যেটা তারা পছন্দ করে এই ধরনের কোনো খাবার যদি নিয়ে আসি আমরা তাদেরকে দেই এটাও কিন্তু খুবই আ ভালোবাসা প্রকাশের সুন্দর একটি মাধ্যম হতে পারে এবং আমি আরও মনে করি যে আসলে অ্যা আমরা আমাদের পরিবারকে নিয়ে বাহিরে খেতে যাওয়ার মাধ্যমে পারিবারিক সম্পর্কগুলিকেও আরো অনেক সুন্দরভাবে গ রাখতে পারি এবং যেটার মাধ্যমে যেটা হবে যে আমাদের সম্পর্কটা আরও অনেক বেশি দৃঢ় থাকবে। আচ্ছা, আ খাবার তো আমাদের খাওয়া উচিত এবং এটা সম্পর্ক তৈরি করতেও অনেক বেশি সাহায্য করে। এটাই তো কোনো আ দ্বিধা নেই আমাদের। তবে আসলে খাবারের যে একটা স্বাস্থ্যকর দিক রয়েছে এটার ব্যাপারটা নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত নয়?
আ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। অবশ্যই। হুম। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। আচ্ছা। একদমই ঠিক। আমার মনে হয় যে এই যে খাবার-দাবারের বিষয়গুলো যে রয়েছে এগুলো নিয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে, কেননা সচেতন থাকার মাধ্যমেই আমরা কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকবো। দেখা যায় অনেক সময় আমরা কিন্তু বাহিরে খাবার-দাবার গ্রহণ করে ফেলি। এই বাহিরের খাবার-দাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য তেমন একটা আ ভালো নয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই আমাদের কিন কিন্তু খাবার সম্পর্কে সচেতন হতে হবে। কেননা এই সচেতনতার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের আ যেই আ শারীরিক, আ কি বলে, স্বাস্থ্যটা রয়েছে এটাকে কিন্তু মেইনটেইন করতে পারব বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমি এটাই বলব আমাদের আসলে উচিৎ আ বাহিরের খাবার-দাবার গুলোকে বর্জন করা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, এই যে একটু বেঁছে খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু খুব ভালো সম্পর্ক আসলে রাখতে পারি, আমাদের পরিবারের সাথে বন্ধু-বান্ধবের সাথে। আচ্ছা আপনি কি মনে করেন এই ব্যস্ত জীবনে বা আমরা যদি বাহিরে না খেয়ে বাড়িতে রান্না করে খাই, সেখানেও কি এই খাওয়া-দাওয়ার মাধ্যমে আসলে আ সম্পর্ক গড়ে তোলা সম্ভব?
ঠিক। ভালো নয়। ঠিক। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। আ অবশ্যই, খাওয়া-দাওয়া যে বাহিরে গিয়ে করতে হবে এরকম কোনো কথা নেই। আসলে অ্যা খাবার-দাবার আমরা যেইভাবে করবো না কেন, আ এটা ঘরে করি বা বাহিরে করি আ তো সেক্ষেত্রে আমরা আ সম্পর্কটা কিন্তু অবশ্যই বজায় রাখতে পারবো। এবং আমি মনে করি আমরা যদি স্বাস্থ্যগত দিক দিয়ে চিন্তা করি তাহলে বাইরের থেকে ঘরে খাবার খাওয়াটাই আমাদের জন্য সবথেকে বেশি ভালো হবে। এবং ঘরে খাবার খাওয়ার ফলে যেটা হবে। যে আমরা আমাদের আ পরিবারের কথা যদি আম বলি আমরা আমাদের পরিবারের সাথে একসাথে মিলে খাবার তৈরি করতে পারবো যার ফলে আ পারিবারিক সম্পর্কগুলি আরও বেশি দৃঢ় হবে, তাই না?
আচ্ছা। হুম। অবশ্যই। হ্যাঁ। একদম ঠিক। হ্যাঁ, আমি মনে করি যে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে এই যে আ আসলে পরিবারের সাথে যে খাবার-দাবারের বিষয়টা রয়েছে এটা কিন্তু সরাসরি একদম সম্পর্কিত। এবং দেখা যায় অনেক সময় কিন্তু আমরা অফিস থেকে আসার সময় আমাদের পরিবারের জন্য আ হাতে করে কিছু নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই আমাদের এই ধরনের আ অ্যাক্টিভিটিসগুলো বেশি, বেশি, করতে হবে, পরিবারকে সময় দিতে হবে, তাদেরকে একটু খাওয়া-দাওয়া আসলে হ্যাঁ, কি বলে করানোর মাধ্যমে তাদের সাথে সম্পর্কটা আমরা আরও দৃঢ় করতে পারি বলে আমার মনে হয়। আপনিও কি এমনটা করে থাকেন আমার মতন?
একদম। একদম। হ্যাঁ। আসলে আমিও আমার পরিবারকে সময় দিয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার-দাবারের মাধ্যমে। আ তবে আ যেটা আসলে হয় কি? যে অনেক সময় আমাদের কিন্তু বাহিরে খেতে যেতে মনে হয় এবং আ হ্যাঁ আমরা কিন্তু বাহিরে খেতে চাই এবং মাঝে মধ্যে এহ দেখা যায় এর ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি, তাই এই জায়গাটা থেকে আমি মনে করবো যে আমাদের বাইরের খাবারটা যতটুকু সম্ভব বর্জন করা উচিত। তবে এ আ এই যে খাবারের একটা বিষয় এটা যে সম্পর্ক গড়তে সাহায্য করে এটাতে কিন্তু কোনো দ্বিধা নেই। এবং অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের জীবনের কিছু মুহূর্তগুলিকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে থাকি। আর অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কোন মুহূর্তকে স্পেশাল করতে ক্যান্ডেল লাইট ডিনার করে থাকি তাই না?
আচ্ছা। হ্যাঁ। একদম। অবশ্যই। হুম। আচ্ছা। হ্যাঁ, এই যে 'ক্যান্ডেল লাইট ডিনারের' কথা বললেন এটা কিন্তু আসলে আমিও দেখা যায় আমার যে প্রেমিকা রয়েছে তার সাথে মাঝেমধ্যেই করে থাকি। কেননা এই ক্যান্ডেল লাইট ডিনারগুলো আসলে করার মাধ্যমে আমার মনে হয় যে আহা! মুহূর্তগুলো আসলে খুবই চমৎকার হয়ে যায়। এবং আ দেখা যায় যে, এ এই মুহূর্তগুলো যদি আসলে চমৎকার থাকে আমাদের মনও কিন্তু আসলে তখন অনেকটাই আ কি বলে? আ খুশিতে থাকে তো আমি মনে করি যে এই আ বিষয়টা ক্যান্ডেল লাইট ডিনারের কথা যে বললেন বা স্পেশাল একটি মুহূর্ত আ বা একটি পরিবেশ তৈরি করার ক্ষেত্রে খাবারের এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে আসলে <sneezes> আমাদের উচিত বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আ নতুন, নতুন, আ কি বলে? আ এই যে নতুন, নতুন, খাবার বা সংস্কৃতিগুলো রয়েছে, এগুলোকে আমরা খুব ভালোভাবে আসলে চিনতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ভ্রমণের মাধ্যমেও কিন্তু আ অ কি বলে? আমরা কিন্তু খুব সহজেই এই সংস্কৃতি বলুন বা বিভিন্ন ধরনের অ ঐতিহ্যবাহী খাবার যেগুলো রয়েছে এগুলো কিন্তু খেতে পারি এবং দেখা যায় আ পারস্পরিক বন্ধু বা পরিবার নিয়ে ভ্রমণ করার মাধ্যমে হা আমরা কিন্তু সম্পর্কটাকে আসলে অনেকটাই দৃঢ় করে তুলতে পারি। তাই না?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। উ জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এটা তো একদম ঠিক। আ যাই হোক আসলে আ আমি মনে করি আমাদের কিন্তু এই ধরনের, আমরা কিন্তু মাঝে মধ্যে পিকনিকও করতে পারি। এই দেখা যাবে যে আমরা হ্যাঁ? একে অপরের সাথে তখন সুন্দর সময় কাটাতে পারবো আর পিকনিকে বিভিন্ন ধরনের রান্না হবে এবং আমরা
আচ্ছা হ্যাঁ।
সবার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে পারবো। আ পিকনিকে কিন্তু আমরা খিচুড়ি রান্না করতে পারি। খিচুড়ি কিন্তু অনেকজনেরই বেশি পছন্দ আ তো যার ফলে দেখা যাবে যে
একদম। আচ্ছা।
হ্যাঁ, আমরা যদি এ খিচুড়ি রান্না করি বিভিন্ন মুরগির গোশত বা গরুর গোশত দিয়ে ওটা কিন্তু অন অনেক বেশি পছন্দ করি এবং সেটা যদি হয় বৃষ্টির দিনে তাহলে কিন্তু কোন কথাই নেই, তাই না?
হুম। আ হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এই যে বৃষ্টির দিনের কথাটা যে বললেন, বৃষ্টির দিনে আসলে সবারই কিন্তু খিচুড়ি পছন্দ, এবং আমিও কিন্তু তার ব্যতিক্রম না। দেখা যায় আমি আসলে অ্যা আমার বাসায় এই প্রায়ই বৃষ্টি হলে এই খিচুড়ি রান্না করা হয়। তখন কিন্তু আসলে আমি বুঝি যে না তারা কিন্তু <scoffs> আমার পছন্দের বিষয়টা বুঝতে পেরেছে, এবং আমার মনে হয় যে মাঝে মধ্যে হয়তো আমরা আমাদের পছন্দের খাবারগুলো যদি আমাদের পরিবারকে জানাতে পারি, বা প্রিয়জনকে জানাতে পারি, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আমার মনে হয় যে এটা ঠিক। আমাদের সম্পর্কটা আরো দৃঢ় দৃঢ়তা পাবে এবং এই যে একে অপরের প্রতি যে একটা আহা কি বলে? অ্যা একটা যে আ ইচ্ছে, বা মনের ভিতরে যে অনেক সময় ইচ্ছে করে যে না এটা খেলে ভালো লাগতো। তারা যখন আসলে সেগুলো আমাদেরকে বানিয়ে দেয়, তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। তাই না?
হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। একদম। আসলে এটাই আসলে আমরা এহ খাবারটা আমাদের অ্যা জীবনের সাথে খুব আ সুন্দরভাবে জড়িয়ে রয়েছে এবং এটা আমাদেরকে যেরকম আমাদের স্বাস্থ্যটা ঠিক রাখতে সহযোগিতা করছে, তার পাশাপাশি আমাদেরকে মানসিকভাবেও ভালো থাকতেও কিন্তু সহযোগিতা করছে। এখন অনেকে হয়তো বলবে যে খাবার আবার কিভাবে আমাদেরকে মানসিকভাবে ঠিক রাখে? তবে এই যে আমরা অ্যা সুন্দর, সুন্দর খাবার খাওয়ার মাধ্যমে, সুস্বাদু, সুস্বাদু খাবার খাওয়ার মাধ্যমে আমাদের পরিবারকে সময় দিচ্ছি। আ কিংবা আমরা আমাদের কোনো অফিসের ফাংশন এ ভালো খাবার খাচ্ছি, কিংবা আপনার অ্যা স্যার যেমন আপনাদেরকে একটা বুফে ট্রিট দিচ্ছে। এগুলির মাধ্যমে কিন্তু সম্পর্কগুলি আরো আপনাদের ভিতরে দৃঢ় হচ্ছে। এবং অ্যা পরিবারের ভিতরে যখন আমরা এই ধরনের খাবার খেয়ে থাকি কিংবা অ্যা কো খাবারের কোনো আয়োজন করে থাকি তখন ঐ স ঐখানেও কিন্তু সম্পর্কগুলি দৃঢ় হয় এবং আসলে যখন আমাদের সম্পর্কগুলি ভালো থাকে, তখন কিন্তু আমরা নিজেরা মানসিকভাবে অনেক বেশি শান্ত থাকি, এবং মানসিকভাবে অনেক বেশি ভালো অনুভব করি। যাই হোক আপনার সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, আপনাকে ধন্যবাদ।
হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই। হুম। হ্যাঁ। একদম ঠিক। হ্যাঁ। আচ্ছা, আপনার সাথেও আসলে কথা বলে আমার বেশ ভালো লাগলো এবং এই যে এই খাবার সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। জানতে পারলাম বিভিন্ন আ খিচুড়ির সম্পর্কে কথা দেখা গেল যে পছন্দের খাবার, বৃষ্টির দিনের খাবার, সংস্কৃতি আসলে সবকিছুই কিন্তু আসলে সম্পর্ককে আসলে তুলে ধরে দিন শেষে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই খাবারগুলো আসলে আমরা গ্রহণ করার মাধ্যমে বা পরিবার পরিজনদের সাথে আসলে বিভিন্ন মাধ্যমে খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু আ দেখা যায় যে সুস্থ থাকতে পারি মানসিক এবং শারীরিকভাবে এবং এটা কিন্তু আমাদের শা আ শান্তির জন্য অনেকটাই আসলে আ গুরুত্বপূর্ণ। দেখা যায় অনেক সময় আমরা আ অফিসের কলিগদেরকে নিয়ে আ আমরা কিন্তু সময় দিতে পারি বাহিরে তাদেরকে নিয়ে একটু খেতে পারি। দেখা যায় যে ভ্রমণ করে আসতে পারি। এবং ভ্রমণে গিয়েও বিভিন্ন সংস্কৃতিমূলক খাওয়া দাওয়া আসলে আমরা করতে পারি। সেক্ষেত্রে তাদের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হলো এবং আমার মনে হয় এতে আসলে খুব সুন্দরভাবেই আ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। আসলে বেশি, বেশি খাবারের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম। জি। একদম। হ্যাঁ। ও জি।